পড়তে যদি বলেন তাহলে সুতি কিন্তু পড়তে সুতি কমফোর্টেবল কিন্তু জামদানি একটু সাবধানে পড়তে হয় ওটা পড়তে খুব কন কমফোর্টেবল না তা না, বরঞ্চ বেনারসী, কাতান আ আরও যেসব আছে বেশ জাঁকজমকপূর্ণ শাড়ি সেগুলো একটু কষ্টদায়ক মনে হয়। কিন্তু আমি আবার রেগ যেহেতু প্রতিনিয়তই শাড়ি পরি আমি বেশ তাড়াতাড়ি পরতে পারি সবাই বলে, সবাই বলে যে আমি খুব তাড়াতাড়ি
হ্যাঁ, হ্যাঁ। হুম। তাই। <chuckles> হ্যাঁ। হুম, বাংলাদেশের ওয়েদার তো মানে ভীষণ গরম একটা ওয়েদার না। তা আমি আমরা তো সবসময় চেষ্টা করেছি যতটুক সম্ভব একটু লাইট কিছু পড়ার জন্য। আমাদের জন্য আসলে এটলিস্ট একটু সুবিধা হয়ে যায়। তো আপনি এই শাড়ি পড়লে এই জিনিসটা একটু মানে তখন মানে অস্বাভাবিক লাগে যে গরমটা যেহেতু অনেক বেশি গরমের সময় তখন কিভাবে মানিয়ে নেন? নাকি তারপরেও এটার সাথে অ্যাডপ্ট করে নেন আপনি?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ তখ হ্যাঁ, হ্যাঁ এটার সাথেই আমার অভিযোজন হয়ে গেছে। আর তখন ওই যে সুতি, সুতি এবং হালকা রঙের। সুতি এব এবং সুতির শাড়ি সব থেকেই আরামদায়ক, সব থেকেই আরামদায়ক। তবে বাসায় আসার পর তখন আর আ শাড়িটা বাসায় আর এসে রাখতে মন চায় না। তখন ইয়ে হয়ে যায় হ্যাঁ হয় না ব্যাপার একদমই।
হুম, তাই। হুম, হুম, হুম। হুম। হ্যাঁ। না এটা তো সবসময় পড়া আসলে সহজও হয় না। অনেক কঠিন ব্যাপার। যেহেতু বাইরে গেলে যেহেতু এই যে অ্যা মানে নিজেকে একটু অ্যা অন্যের কাছে আসলে তুলে ধরার একটা ব্যাপার আছে। তো তখন যতটুকু সম্ভব আসলে নিজেকে যতটুকু এরকম ফিটফাট রাখা যায় সুন্দর যাতে দেখায় মানুষের কাছে প্রেজেন্টেবল। এইজন্য আমরা চেষ্টা করি একটু অবশ্যই। হুম।
অবশ্যই ব্যাপার আছে, হ্যাঁ। হ্যাঁ, ঠিক কিন্তু, ঠিক কিন্তু। এ শেখ সাদি যে বলে গেছেন যে অ্যা পোশাক একটা আলাদা মর্যাদা নেই। আমি নিজেও সেটা বিশ্বাস করি। পোশাকটা কত দামি, কত কী বিষয় সেটা বিষয় না। পোটা পোশাকটা আপনি কতটা আমার কাছে। ক পোশাকটা কতটা উম আপনাকে মানায় আপনি নিজে ক স্বাচ্ছন্দ্য বোধ করেন আ সেইভাবে উপস্থাপন করলে আ পরিবেশ পরিস্থিতি সেই ক্ষেত্র আ বিরাট একটা ব্যাপার। যেমন ধরেন আপনি অফিসে গেছেন, একটা টি-শার্ট পরে আসছেন। এটা খুবই অড ড্রেসিং সেটা দেখতে যতই সুন্দর হোক, যে যেটা দেখতে যতই অ্যা যতই দামি হোক না কেনো। ওখানে কিন্তু আপনার একটা ফরমাল পোশাক পরে অ্যা মানে শা ফুল হাতা শার্ট-টার্ট একটা
হুম, একদম, একদম রাইট। হুম। হ্যাঁ। রাইট। হুম। হ্যাঁ, অবশ্যই। হুম। হুম। রাইট, রাইট, রাইট। হ্যাঁ। না সবকিছু সব এর জায়গার জন্যই তো আলাদা একটা এরকম একটা ড্রেস কোড কিংবা একটা বিষয় তো আছেই যে মেইনটেইন করার ক্ষেত্রে। তো আপনার কাছে কি মনে হয় যে মাঝে, মাঝে আবার এই জিনিসটা হয় যে আমরা যদি আসলে ঠিক মতো জামা কাপড়টা না পড়ি কোনো জায়গায়, তখন আমাদের মাঝে, মাঝে এরকম হীনমন্যতার কিংবা একটু অবহেলিত হতে হয় কোনো একটা প্লেস এ গিয়ে?
বিষয় আছে। হ্যাঁ অ্যা আছেই। এ সেটাই। হুম। হুম। হ্যাঁ অবহেলিত তো হতেই হয়। এক্ষেত্রে যদি আপনি ধনী-গরিবের বিষয় থাকেন দেখবেন শিক্ষা প্রতিষ্ঠানে একটা ইউনিফর্ম থাকে কিন্তু আমার ধারণা বা আমি জানিও যতটুকু ওই হীনমন্যতা যেন না আসে কারণ ধনী-দরিদ্র সব শ্রেণীর বাচ্চারাই শিক্ষা প্রতিষ্ঠানে আসে। তো একটা নির্ধারিত ইউনিফর্ম পড়লে কারো মনে ইয়ে আসে না। সেই ক্ষেত্রে যদি আপনি একটা অনুষ্ঠানে যেয়ে, এই যে কথা বলছিলাম, বিয়েবাড়ির সবাই খুব ভালোভাবে গেল। আমি সুতির একটা খুব স্বাভাবিক শাড়ি পরে গেলাম। অ্যা তখন তো নিজের কাছে একটু খারাপ লাগবেই। <chuckles> একটু খারাপ লাগবেই।
হুম। হুম রাইট। হ্যাঁ, ড্রেস কোড থাকে। হুম। হ্যাঁ। <chuckles> হ্যাঁ।

হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা।
রাতেই আমি কোন শাড়ি পড়ব, তার সাথে ম্যাচিং আমার পেটিকোট ব্লাউজ কি হবে? জুয়েলারি। তবে একটা কথা আগে বেশি সময় পেতাম যখন অ আমি আর আ শুধু প্রভাষক ছিলাম। এখন একটু সময় বেশি লাগে অফিসে। তো সেই হিসাবে এখন জুয়েলারি টা অতটা চেঞ্জ করি না বা, ম্যাচিং করি না। যেটা পড়া থাকে সেটাই। কিন্তু বাকি সাজ আমার যতই মন খারাপ থাকুক, যতই শরীর খারাপ থাকুক, আমি যদি কলেজে যাই আমার ওই একটু হালকা সাজ মানে লিপস্টিক, কাজল এটা আমি কখনোই বাদ দেইনি আরকি। যে আমার মন খারাপটা আমি কাউকে দেখাতে চাই না। আমার শরীর খারাপ টারাপ।
হুম। হুম। আচ্ছা, আচ্ছা। হুম। তাই? শাড়ির সাথে কি মানে খুব মিনিমালিস্ট টাইপের জুয়েলারি আপনি পরা পছন্দ করেন, নাকি হেভি কোনো জুয়েলারি পরাটা?
হ্যাঁ। না, না, না মিনিমাল হেভি না। হেভি না আমি ছোটখাটো কারণ আমি ছোটখাটো অ্যা আপনার সোনার গয়না পড়ে থাকি এখন ওটাই থাকে মেক্সিমামটা বেশিরভাগ সময়। আর হচ্ছে যদি কখনো কোনো অনুষ্ঠান থাকে তো অনুষ্ঠানে একটু ম্যাচিং করে হয়তো অন্য কিছু কিনে নিয়ে আস আ থাকে বা, কিনা হয় সেটাও তো খুব গর্জি মানে ভারী কিছু না। হালকা কিছু, হালকা কিছু।
ও আচ্ছা, আচ্ছা। হুম। হুম, হুম। হ্যাঁ। ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। এইযে ওয়ার্কপ্লেস এ গেলে তো তখন আমার মনে হয় সবাই একটু চেষ্টা করে যে এরকম aesthetic কিছু যেটা, মানে হালকা খুব মানে টাইম কনজিউমিং যাতে না হয়। কিন্তু সুন্দর যাতে লাগে আমাদের কাছে, নিজেরা যাতে কনফিডেন্ট ফিল করে এরকম কিছুই পরে নাকি?
এ অ্যা হ্যাঁ। আ আ আমি এমনি জাগে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসলে পরিবেশ যেমন ধরেন বিয়েবাড়ি যদি যাই তো বিয়েবাড়িতে তো তখন একটু আবার অ্যা বেশ ভারী সাজসজ্জা। সবাই যেখানে ভারী সাজসজ্জা সেখানে হয়। কিন্তু প্রতিষ্ঠানের কোনো কিছুতে যদি যাই সেখানে কিন্তু ভারী সাজসজ্জা আমার পদ, আমার বয়স। আমি এগুলো না একটু মনে রাখি। আমার পদ অনুযায়ী, আমার বয়স অনুযায়ী আমার কেমন সাজ হওয়া উচিত? যাতে
হুম, হুম, হুম। হ্যাঁ আচ্ছা, আচ্ছা। করছে। <chuckles> হুম। আচ্ছা, আচ্ছা। হুম। আপনার কি মানে এইযে শাড়ির ক্ষেত্রে এরকম কোনো মানে প্রেফারেন্স কি আছে যে আপনার মুড এর উপর ডিপেন্ড করে আপনি ওই ধরনের শাড়ি পছন্দ করেন কিংবা কালার টা পছন্দ করেন। এরকম কিছু কি হয়?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আগে কিন্তু ছিল বিশেষ, বিশেষ দিনের শাড়ি তো আছেই আলাদা করা। বিশেষ, বিশেষ জাতীয় দিবস বিশেষ, বিশেষ অনুষ্ঠানের দিবস এসব। আবার আবার এটাও আছে আমাদের মেয়েদের অন্তত আমার আছে। বর্ষার সময় জর্জেট শাড়ি বেশি পড়ি। স গরমের সময় সুতির শাড়িগুলো বেশি করে আরামদায়ক। যেখানে চোখের প্রশান্তির রং, যে চোখে শান্তি লাগবে দেখে শান্তি, শান্তি একটা ভাব তখন কিন্তু হালকা রংগুলো ভাল লাগে। সব ধরনের হালকা রংগুলো। আবার শীতের সময় হ্যাঁ। অবশ্যই। আমি সুতি সবথেকে বেশি পছন্দ করি, আর সিল্ক। সুতি আর সিল্ক। সুতির শাড়িতে আমার কেনো জানি মনে হয় যে একটা আলাদা ঐতিহ্যই তার মধ্যে তো জামদানি তো আছেই। আ জামদানি আমারও বেশ কয়েকটা আছে। গত ইয়েতে গেলাম সিলেটে।
হ্যাঁ। রাইট, রাইট। হুম। ওকে। <chuckles> হ্যাঁ। হুম, হুম। হুম, হুম। <smacks lips> যে মেয়েরা তো এইযে জামদানি শাড়িও তো মনে হয় অনেক বেশি পছন্দ করে নাকি? আপনার এরকম পছন্দ আছে কিংবা আচ্ছা। হুম, হুম। আচ্ছা। এটা মানে পড়তে কি অনেক কমফোর্টেবল নাকি?